<coughs> আসলে আমার দিকে বলতে গেলে আমি কিন্তু একটু <coughs> অ্যাকশন সিনেমা গুলো বেশি পছন্দ করি এবং তাছাড়াও কিন্তু দেখবেন যে কিছু, কিছু মুভি আছে যেমন, আপনার '3 Idiots' টা হয়তো সবাই দেখেছে, আসলে আমার মনে হয় না যে কেউ দেখেনি, <chuckles> তো সেক্ষেত্রে এই ধরনের এই, এই ধরনের সিনেমা গুলো একটু বেশ ভালো লাগে তো
হুম। আচ্ছা। উহু। আমারও বেশ পছন্দের। <chuckles> খুবই পছন্দের। হুম।
আ যেহেতু আবার '3 Idiots' এর কথা বললে ব বলা যায় যে নিজের জীবনের সাথেও অনেকটা সম্পর্কিত। সেটা কিন্তু দেখতে প্রায় মানে বোরিং লাগে না। হুম জি।
আচ্ছা। না সিনেমা গুলা তো তাই হয়। দেখবেন আ সেইসব সিনেমাই কিন্তু আমাদের অ বেশিরভাগটাই ভালো লাগে যেটা হচ্ছে অ হচ্ছে নিজের জীবনের সাথে পারিপার্শ্বিকতার সাথে উম কিংবা আসলে যে ধরনের জিনিস আমরা চিন্তা করতে ভালোবাসি, সেগুলাই কিন্তু দেখবেন আমাদের কিন্তু প্রিয় উম লিস্টের তালিকায় থাকে।
হু, হু। জি। অবশ্যই হ্যাঁ।
আ তো আপনি এই যে <clears throat> সিনেমা যখন দেখেন, আ নিশ্চয়ই আ কোন একটা ভালো সিনেমা দেখার পরে মনে হয় যে, "ইস! আমি একা কেন দেখলাম।" আমার তো আসলে <chuckles> আমি যাদের পছন্দ করি, যেমন হয় না যে আমি আমার বোনের সাথে দেখি, আমার বান্ধবীদের সাথে দেখি। উম তো আমার এরকম কিন্তু কোনো একটা প্রিয় সিনেমা দেখলে সেটা কিন্তু দেখার পরে আমার মনে হয় যে, উম "এটা তো ওদেরকে দেখানো উচিত।" কারণ এত ভালো একটা সিনেমা। উম ওরা মিস করে ফেলবে আসলে সেটা ঠিক না। তো আমি যেটা করি আ যে দেখার পরে আসলে সেই সিনেমাটা উম ওদেরকে বলি যে "নতুন একটা সিনেমা আসছে আমি দেখিনি। চলো একসাথে দেখা যাক।"
জি? উহু। জি। অবশ্যই হ্যাঁ। জি হ্যাঁ, উহু। জি অবশ্যই ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ।